জি, আমিও বেশ ভালো আছি এবং আ উম আজকে আমার খুব মনটি ভালো।
আজকে আপনার মন ভালো থাকার কারণটা?
তো ব ভালো থাকার হ্যাঁ ভালো থাকার যদি কারণটা আপনার সাথে আমি শেয়ার করি সেটি হচ্ছে, আমার শৈশবে কিছু কথা আবার হঠাৎ করে মনে পড়ে গেল। যে কথাগুলো ভেবে আসে আমার আসলে আমার নিজেকে খুব খুশি, খুশি লাগছে।
আপ জী, যদি আপনি একটু শেয়ার করতেন যে আপনার শৈশবের কথাগুলা।
আসলে ছোটকালটা তো সবারই থাকে, তো ছোটকালে হয় আ মানে আমাদের বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকম জায়গা কিন্তু পছন্দ ছিল। তো সেরকমই একটি জায়গা ছিল যে আমার আ দিদা বাড়ি। যেখানে হচ্ছে আমার ঘুরে বেড়াতে প্রচণ্ড রকম ভালো লাগত এবং প্রচণ্ড রকম আমি ভালোবাসতাম। তার
জি। হুম। আচ্ছা। এটা কি আপনার বাসা থেকে কেমন দূর হইতে পারে? মানে আপনার দিদা বাড়ি যেটা।
উম আসলে আমি সব সময় সিটিতে বড় হয়েছি তো আর আমার দিদা বাড়িটা ছিল আমাদের গ্রামে।
জি। অনেক দূর, তাই তো। আচ্ছা মানে গ্রাম, শহর। ও আচ্ছা।
অনেক দূরে প্রায় ৬ ঘন্টা জার্নি করে যেতে হত।
আচ্ছা তাহলে তো অনেক দূর সেটা।
একদম এবং সেখানে হত কি বছরে আমি একবারই যাওয়ার সুযোগ পেতাম সেটা হয় শীতের ছুটিতে বা গ্রীষ্মের আ বন্ধতে।

হ্যাঁ, তখন অনেক ছোট, আ হয়তো ৮ বছরের মতো, ৮-, ৮ বছরের মতো বা ৭ বছরের মতন বয়স হবে। তো আমি এত এক্সাইটেড ছিলাম যে নানাবাড়ি যাব বলে, তো মা-বাবা সবাইকে রেখে যেহেতু আমি ছোট, আমি খুব আম তাড়াতাড়ি হাঁটতে পারি এবং চঞ্চল ছিলাম। তো আমি তাড়াতাড়ি চলে মানে হাঁটা শুরু করি এবং বিকেলে আমরা রওনা দিই। তো সবাই এক্সপেক্ট করছিল যে সন্ধ্যার আগেই হয়তো পৌঁছে যাবে। তো হাঁটার, যেহেতু হাঁটার রাস্তা সেহেতু পৌঁছাতে পারেনি। তো ওখানে একটা বাঁশের ঝাড় ছিল
হ্যাঁ। আ জি। জি। উহু। হুম। বাঁশ, বাঁশ।
এবং জি, বাঁশের ঝাড় ছিল এবং আমি আসলে জানতাম না যে, ওখানে প্যারানরমাল কোন এক্টিভিটিস আসলে হয় কিনা। তো আমি হচ্ছে আ
হ্যাঁ, বাঁশের ঝাড়। প্যারানরমাল মানে আপনি ভৌতিক কোনো কিচ্ছু এটা বুঝাইতেছেন? আচ্ছা।
হ্যাঁ, হ্যাঁ, জি। তো আমি হচ্ছে আমার মতন ওখান মানে আমার মতন আমি চলে আসছি ওনাদেরকে অনেক পিছনে ফেলে যে পিছনে তাকালেও দেখা যায় না। তো এসে
হুম। মানে আপনি কি সামনে আগে আগে আগে আগেই আসছেন?
হ্যাঁ, আগে, আগে চলে আসছি যে আগে, আগে আমি আমার না নানু নানাবাড়ি চলে যাব।
ও আহ বুঝছি। মানে আপনি আগেই যাবেন আরকি, তাড়াতাড়ি যাবেন।
হ্যাঁ, আমি ওনাদের আগেই চলে যাব, কারণ ওনারা আস্তে হাঁটছে, আমার সহ্য হচ্ছে না, আমি তাড়াতাড়ি যেতে পারলে মজা করতে পারব।
আচ্ছা, হ্যাঁ, হু। জি।
তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে, এখান থেকে তো আমি একটু আগেই গেলাম। আ এখানে আবার কিভাবে আসলাম? তো এটা যখন আমার মনে হলো তারপর আমি ভাবলাম যে, ঠিক আছে এটা আমার র হইতে পারে যে ভুল করে আবার চলে আসছি। আবার হাঁটা শুরু করলাম।
হুম, হুম, হুম। না, না, না, এটা হয় কিন্তু এ
হুম, মানে বিষয়টা কিন্তু খুব মজার, আপনি শুনে দেখুন। যে এরপরে যখন আবার হাঁটা শুরু করলাম দেখলাম যে, ওই যে বাড়িঘর পার হয়ে আবার ঠিক ওই জায়গায় চলে আসলাম। তারপর আমি এত বেশি ভীষণ ভয় পেলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম সামনে, আমার মাথায় ছিল যে, সামনে তো আমি একটা বাড়ি দেখেছিলাম এই রাস্তা ধরেই। একদম ওই রাস্তা ধরে সেই বাড়িতে যাই এবং উম তাদের একটু দুই
জি। জি। হুম, হু। হুম। মানে আপনারা চক্করের মধ্যে ঘুরতেসেন মনে হইতেছে এটা আপনার।
একদম এবং তাদেরকে গিয়ে আমি এই কথাটা বলি যে, আমার ভয় লাগছে, আমি ওখানে ভয় পেয়েছি। তবে তারা আমাকে বসিয়ে রাখে এবং তাদের যে কর্তা ছিল, মানে ছেলে মানুষও ছিল, তারা হচ্ছে রাস্তায় অপেক্ষা করে যে, আমার বাবা বা আমার আত্মীয়স্বজন কখন আসবে? তো যথারীতি হচ্ছে তার মনে হয় ০.৫ ঘণ্টা বা ৪০ মিনিট পরে তারা আসে, আসার পরে তাদের হাতে আরকি আমাকে তুলে দেয় এবং আমাকে খুব খারাপ এবং তারপরে যখন বলে যে, এখানে এরকম ধরনের ঘটনা হয়, আমি তো একদম ভয়ে শেষ হয়ে গেছিলাম।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তখন তো আপনার অবস্থা খারাপ।